না আমার নতুনগুলা ভালো লাগছে। কিন্তু পুরোনোগুলা আমি Prefer করি আরকি। তো দেখা যায় অ্যা যে পুরনো যেগুলো আছে, সেগুলা হচ্ছে অরিজিনাল, হ্যাঁ? আর এখন যেগুলা গাচ্ছে সেগুলা হচ্ছে ফিউশান বা সেটাকে অন্য একটা মাত্রা দেওয়ার চেষ্টা করছে। ঐটাকেও আমি রেসপেক্ট করি। ঐটাও আমি শুনি। ভালো লাগে না এরকম না। আ কিছু, কিছু সময় হয়তো অ ঐটার থেকেও বেশি ভালো লাগে। কিন্তু যে র জিনিসটা থাকে, আসল জিনিসটা থাকে; সেটার একটা আলাদা চার্ম কাজ করে আরকি। ওইটার প্রতি টানটা বেশি থাকে।
আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ। অর্থাৎ গানটা যখন আসলে মূল যে গানটা, সেই গানটার যে একটা আলাদা রকম বৈশিষ্ট্য বা তার যে একটা আলাদা ভালো লাগা সেটা আপনি বুঝতে পারেন, তাই তো?
সেটা হ্যাঁ। সেটা, সেটা আমি বুঝতে পারি এবং সেটা আমাকে একটু টানে বেশি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মূল গানকেও ছাড়িয়ে যায়। পরবর্তীতে অনেকেই মিলে গায় বা আ দেখা যায় যে এ্যা গুরুর গান শীর্ষ্য গাচ্ছে কিন্তু শিষ্যর গানটা বেশি ভালো লাগছে। তাই না? এরকম হয়। হ্যাঁ, কিন্তু তারপরেও ওইটার একটা আলাদা আলাদা কদর থাকে বা আলাদা একটা দাম থাকে। কিন্তু আ আমি এটাকে এরকম বলব না যে, এটা আসলে করা উচিত না বা এটা ভালো না। কারণ আ শিল্প, এটা তো আসলে শিল্প, সংস্কৃতি, সাহিত্য এগুলো তো আসলে বেঁধে রাখার জিনিস না, তাই না? এটা তো ওপেন হয়ে যাওয়া উচিত। যে কেউ যেকোনোভাবে চর্চা করতে পারে।
হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। অবশ্যই। আসলে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে, আপনি ২ টি প্রজন্মকেই যে আ যেটা আ বলছিলেন যে আসলে, মৌলিক যে প্রজন্ম, সে প্রজন্মের গানটা আপনার যেমন বেশি পছন্দ এবং আপনি আসলে নতুন যারা গাইছে বা যারা গানটা নিয়ে experiment করছে, তাদেরও আপনি আসলে সম্মান করেন বা তাদের আ যে শিল্প তাকেও আপনি শ্রদ্ধা জানান। এটা কিন্তু বেশ চমৎকার। তবে আ এখন তো আসলে সিনেমাতেও দেখা যায় যে, অনেক গান হচ্ছে বা শুধুমাত্র সিনেমার জন্যেও আ গান তৈরি হচ্ছে। তো এই ধরনের গানগুলো কি আপনার ভালো লাগে? নাকি এগুলা একেবারেই শোনা হয় না?
হুম। হুম। এই ধরেন ধরনের গানগুলো হচ্ছে খুবই অল্প সময় ভালো লাগে। দেখা যায় একটা সিনেমা যখন দেখা হচ্ছে, ওই সময়ই, ওই মোমেন্ট গুলার সাথে ওই গানগুলা যায়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আরকি। আ দেখা গেছে যে হয়তো চরিত্রের প্রয়োজনে চরিত্রের প্রয়োজনে বা দৃশ্যের প্রয়োজনে অনেক গান আসে না? একটা ধরেন, একটা আ একটা সিনেমার মধ্যে হয়তো একটা রোমান্টিক সিন তৈরি হইলো। ওই সিনের প্রেক্ষিতে হচ্ছে একটা রোমান্টিক গান আসলো। তখন হচ্ছে ঐটা দেখতে খুবই ভালো লাগবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে Discrete ভাবে যদি সু শুধু এই গানটা শোনা হয়, তাহলে হয়তো ঐরকম ভাবে Relate করা যাবে না। বা সেটা হচ্ছে ঐ স্থানটা নিবে না। স্বাভাবিক ক্ষেত্রে যেটা হয়। কিন্তু কিছু Extraordinary গান তো থাকেই সবসময়। আবার অনেক প্রিয় গান, মানুষের মুখে, মুখে ছড়ানো গান, মানুষের ভালোবাসার গান, প্রিয় গান, সিনেমা থেকেই কিন্তু উঠে আসা। তো কোনোটাকে আসলে ঐরকম আ মানে আলাদা করে দেখা যায় না। কিন্তু Average যদি চিন্তা করা হয়; তাহলে এটা বলা যায় যে, আসলে আ শুধু Music for music's sake যেটাকে বলে আরকি, ঐটা হচ্ছে আ একটু বেশি মানে এগিয়ে রাখবো আরকি আমি।
আচ্ছা। হুম। অর্থাৎ সিনেমার দৃশ্যের খাতিরে গানগুলো ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, হুম।

আমি আসলে ব্যান্ড সংগীত কিছু, কিছু শোনা হয়। কিন্তু রক, পপ খুব বেশি ঐরকম শোনা হয় না। আ যদিও ও আ আসলে এরকম কোনো বাছবিচার নেই যে এটা শোনা যাবে, ঐটা শোনা যাবে না, এরকম না আরকি আমার ক্ষেত্রে। আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি অ্যা হয়তো সব তো আর এক্সপ্লোর করা সম্ভব না। যখন হচ্ছে একটা রক গান বা, একটা পপ গান সামনে আসছে বা, কেউ সাজেস্ট করছে, তখন আমি সেটা শোনার চেষ্টা করি এবং সেটা যদি ভালো লাগে, তাহলে পরবর্তীতে আবারও শুনি, আবারও শুনি। আর যদি ভালো না লাগে, তাহলে হয়তো আর শুনি না, এরকম আরকি। আ দেখা গেছে যে হয়তো আ বাউল গান আমার খুব প্রিয়। এমনও হতে পারে যে একটা বাউল গান আমার একদমই ভালো লাগে নাই। আবার একটা আ আম আমি যেহেতু রক গান শুনি না, কিন্তু একটা রক গান আমার খুবই ভালো লেগেছে। তো এরকমভাবে আরকি আমি গানগুলা নেই।
আচ্ছা। হুম। আচ্ছা। বেশ। হ্যাঁ। আচ্ছা। তার মানে আসলে অনেক সময় আয় এর ব্যতিক্রমও আপনি দেখছেন। তবে আপনি একটা কথা বললেন যে আসলে আপনার বন্ধুরা আপনাকে গান সাজেস্ট করে বা, যে কেউ আপনাকে গান সাজেস্ট করে। তো এরকম আপনি আপনার পছন্দের গান যখন কাউকে সাজেস্ট করেন, তখন আসলে গা গানের আসলে কোন বৈশিষ্ট্যগুলো আপনি দেখেন? যে সেটা আসলে গানের কথাটাকে কি গুরুত্ব দেন বা, আসলে আ নাকি খুব চমৎকার সুরে গাওয়া, সেটা দেখে সাজেস্ট করেন? আপনার কী মনে হয়?
হুম। হুম। আমি আসলে ঐক্ষেত্রে ঐক্ষেত্রে আ গানের পাশাপাশি আ যাকে পাঠাচ্ছি বা, যার সাথে শেয়ার করছি, তার সাথে রিলেশনটা হচ্ছে বেশি ম্যাটার করে আরকি। দেখা যায় যে আমি অ্যা যদি আমার সমবয়সী কোনো বন্ধুর সাথে একটা গান শেয়ার করি, সেটা হয়তো একটু খুনসুটিপূর্ণ একটু গান বা, খুব মজাদার একটা গান। বা, আ আমার ভালো লেগেছে, তারও ভালো লাগতে পারে, এরকম এরকম সেন্সে গানটা দেয়া হয়। যখন হচ্ছে হ্যাঁ, মতের মিল আছে। দেখা গেছে যদি আমায় আমি আমার প্রিয়জন কাউকে পাঠাই, তখন হয়তো অ তখন হয়তো একটা রোমান্টিক গান আমি দেই। বা, আ দেখা যায় কোনো অ বাচ্চাদেরকে যখন আমি একটা গান শোনাতে চাই বা, সাজেস্ট করতে চাই, তখন দেখা যায় যে ঐযে একটু আগে আপনি সিনেমার কথা বলছিলেন, সিনেমায় বাচ্চা-কাচ্চা নিয়ে অনেক ধরনের গান বিভিন্ন সিনেমায় আছে, তাদেরকে হচ্ছে ঐগুলা শুনানোর চেষ্টা করি। যেমন একটা গান আছে আজম খানের 'আলাল দুলাল।' আলাল, দুলাল ২ ভাই। ছোট, ছোট বাচ্চা। আ তো আ আমার আ ভাইগনা আছে ২ জন। তো তাদেরকে আমি এই গানটা প্রায়ই শোনাই, আ আলাল দুলাল। আলাল দুলাল হচ্ছে।
আচ্ছা। আচ্ছা। অর্থাৎ, যাদের সাথে মতের মিল আছে বা, আসলে মানসিকতার মিল আছে। একদম। হু, হুম। আচ্ছা। হুম। আচ্ছা। অর্থাৎ, তারা মজার ছলে আসলে গানটা শুনে গানটা উপভোগ করতে পারবে বা, বাচ্চাদের আসলে একদম। বেশ চমৎকার বললেন। তবে আ আচ্ছা, গান তো আসলে অনেক সময় দেখা যায় যে অনেকে আসলে ক্যাসেটে শুনে বা, এখন তো সবাই ফো ফোনেই শুনতে পারে, বা আম YouTube আসছে, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে। তো আবার কিন্তু ও দেখা যায় যে কখনো, কখনো অনুষ্ঠান হয়, যেখানে শিল্পীরা এসে সরাসরি এই গানগুলো শোনান। তো আপনার আসলে কোনটা বেশি ভালো লাগে বা, আ কোনটা সুযোগ বেশি হয় আপনার জন্য?
হ্যাঁ, হ্যাঁ। সেটাই, সেটাই। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম।